আ সাম্প্রতিক সময়ে কি হয়েছে, মানে নিজেকে না অনেকটা বলা যায় যে, একটু অগোছালো লাগছে নিজের কাছেই। আ যেমন আ দেখা যায় কি, দিনের যখন শুরুটা হচ্ছে, আ আ ঠিকমতো ধরতেই পারি না, দিনের শুরুটা কখনো হয়, উম এত দেরিতে, যে, আর পুরো দিনটাই মনে হয় যে অনেক ছোট, অনেকটাই এলোমেলো লাগছে, কাজগুলো শেষ করতে পারি না, আম মনে হয় কি শরীর আর মনের মধ্যে কোনো একটা সমন্বয়ই নাই, খুব আ অলসতা লাগে সারাদিনই। উম মনটা একটু ভার, ভার হয়ে থাকছে, উম আর রাত নামলেই মাথার মধ্যে এত বেশি চিন্তাভাবনা ঘোরে, তো কোনোরকমই, থাকে না একটা সুন্দর গোছানো দিন, রাত, এরকমটা আমি আমার মধ্যে আর খুঁজেই পাচ্ছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে, যে একটা রুটিন বা একটা আপ আ সুন্দর আ পরিকল্পনা, সেরকম কোনো কিছুই নাই, তো এটাকে একটা লাইনের মধ্যে যে নিয়ে আসার ব্যাপারটা, সেটাই হচ্ছে না, এটা নিয়ে খুবই চিন্তিত বলা যায় আমি ইদানিং।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। ওহহো! আচ্ছা। আচ্ছা। আসলে আপনাকে আব হ্যাঁ অনেক চিন্তিতই লাগছে আর আ যে ধরনের ঘটনার কথা বললেন বা পরিপ্রেক্ষিতের কথা বললেন, সেখানে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট অবকাশ রয়েছে। তবে বিষয়টা কিন্তু অতটা অস্বাভাবিক কিছু নয়। এরকম মুহূর্ত আমাদের জীবনে সবারই আসে। আমি বলবো একটু শান্ত হয়ে যদি আপনি আপনার পুরো পরিস্থিতিটাকে একটু পর্যালোচনা করেন, তাহলে হয়তোবা একটা সমাধান বের হয়ে আসতে পারে। তো আমরা সেটা নিয়ে আলোচনাও করতে পারি।
হুম, জি।
একটু বলবেন কি আপনার যে রুটিন এর কথা বলছিলেন, আপনার একটা স্বাভাবিক রুটিনটা কেমন?
স্বাভাবিক রুটিনটা বলতে কি, আগে আমার একটা আ full-time job ছিল। Job টা ছেড়ে দেওয়ার পর থেকেই এমন হয়েছে। এখন সেরকম বলা যায় যে ফুল-টাইম কোনো job করছি না। আ তো বাসায়ই দেখা যায় যে টুকিটাকি হয়তো বা কোনো কাজ করছি আর পড়াশোনা তো আছেই, হ্যাঁ। পড়াশোনাটাও দেখা গিয়েছে যে অনলাইনে হ হয় আমার। তো অনলাইনে ক্লাসগুলো যেহেতু হয় বাসায় বসেই আমি জয়েন করতে পারি।
আচ্ছা। ওকে। ওকে।
তো আব উম যদি বলি যে সকালটা এখন আগে আমার কখনোই সকাল ৮ঃ০০, ৯ঃ০০, ১০ঃ০০ এরকম সময় কখনো মানে আমি এতক্ষণ ঘুমাতে পারতাম না। আমার দেখা গিয়েছে যে, একটা রুটিন ছিল যে ৫ঃ০০, ৫ঃ৩০ বা ৬ঃ০০ র মধ্যে আমাকে ঘুম থেকে উঠে যেতেই হবে, আর এটাই আমার অভ্যাস হয়ে গিয়েছিলো। এদিকে এখন উঠছি আমি ১০ঃ০০ ১০ঃ৩০ ১১ঃ০০ মানে এরকম সময়ে। আবার দেখা যাচ্ছে কি উম সারাদিনটা খুব একটা ভালো যে যায় তা না। ১১ঃ০০ র দিকে উঠে তারপর মনে হচ্ছে যে আ কিছু করতে না করতে breakfast টা করতেই মনে হয় যে lunch এর সময় হয়ে গিয়েছে। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। তারপর তো হ্যাঁ, স্বাভাবিকভাবেই ১১ঃ০০ র দিকে উঠলে তো খাবার দাবার মানে নিজেকে rest আ রাখতেই পারি না। মানে মনে হয় দুপুরবেলা উঠেছি একটু কেমন, কেমন লাগে। তারপর আবার দেখা যে গিয়েছে যে বিকেলের দিকে class থাকছে। সন্ধ্যা পর্যন্ত class হচ্ছে। এরপরে এতটাই ক্লান্তি লাগছে কিন্তু আমি যে উম তারপর দেখা যায় কি যে ক্লান্ত থাকার পরেও যখন রাতের বেলা এব সব কাজ শেষ করে পড়াশোনা শেষ করে যখন শুতে যাব ঘুম আর আসছে না। ঘুমের মানে কোনো দিক থেকে আমি ঘুমটাকে ধরতে পারি না বা ঘুমকে পাই না বলা যায় কি যে আমি ফোন scroll করছি, তারপর দেখা যাচ্ছে যে উম বিভিন্ন ধরনের videos দেখছি, এগুলো করতে, করতে রাত পেরোতে, পেরোতে দেখা যায় যে ৩ঃ০০, ৪ঃ০০, ৫ঃ০০ এরকম বেজে গিয়েছে। তো এভাবে এব ঘুমের রূটিনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দৈনন্দিন জীবনের যে রুটিনগুলো সেগুলোও এলোমেলো হয়ে গিয়েছে। খুব একটা বলা যায় যাতা অবস্থা হয়ে গিয়েছে এখন আম আমার ঘুম আর দৈনন্দিন জীবনের যে কাজকর্ম এগুলো নিয়ে।
হুম, হুম। বাহ! বেশ ভালো। আচ্ছা। ওহহো! এটা ভালো না। হ্যাঁ। স্বাভাবিক, স্বাভাবিক। হুম। ওকে। আচ্ছা। হুম, হুম। বুঝতে পারলাম। তো আ হ্যাঁ, বিষয়টা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, আপনি যেভাবে বলছেন। আ তবে আমার কেন জানি মনে হচ্ছে, এ বিষয়টা আপনার সাথে এ একটু নতুন, কারণ আপনাকে অনেকটাই গোছালো মনে হচ্ছিলো, কথাবার্তা যেভাবে বলছেন, আর এ একটু কি বলবেন যে, এমন কোনো ঘটনা কি ঘটেছে যাতে আপনার ভিতরে কোনো ধরনের একটু অস্থিরতা কাজ করছে? বা, আ জীবনে আসলে উম কর্ম বা, লক্ষ্য জায়গাটা, আপনি একটু এলোমেলো অনুভব করছেন, যার কারণে আপনি ঠিক মনস্থির করতে পারছেন না যে, কি করছেন না করছেন? এটা একটা বিষয়। আরেকটা বিষয় একটু জানতে চাবো যে, আপনার আ পরিবারে কেউ আছে কিনা, যার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা বা, উনিও বিষয়টাকে পর্যবেক্ষণ করছে, কোনো মতামত দিচ্ছেন। এরকম কেউ আছে কিনা?
জি। আ পরিবারের বলা যায় যে এখন আমি আ যেহেতু বিবাহিত, দেখা যাচ্ছে যে হাসব্যান্ডের সাথেই থাকি। সে বারবারই বলে যে, আ রাত করে ঘুমানোটা সে পাশে ঘুমাচ্ছে, কিন্তু আমি এরকম পাশে ঘুমাতে পারছি না। এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো ও যেহেতু সারাদিন কাজকর্ম করে এসে ক্লান্ত থাকছে, তো স্বাভাবিকভাবে তারও শরীর দেখা যায় যে ঘুমে, আ ১০:০০ বাজলেই তার ঘুম পেয়ে যায়, কিন্তু এদিকে আমার তো ঘুম নেই। হ্যাঁ? আবার বলা যায় যেটা বলছিলেন যে, কোনো কিছু চিন্তা। তো
হ্যাঁ, হ্যাঁ। ওক ওকে। হু, হু, স্বাভাবিক।
উম পরিবারের একটা চিন্তা তো থাকেই। হ্যাঁ? তো আমার মা বা রিসেন্টলি কয়েকদিন আগে বলা যায় কয়েক মাস আগে অসুস্থ ছিলেন, তো তাকে নিয়ে একটা টেনশন কাজ করে মাথার মধ্যে, আবার আমাকে জব ছেড়ে দিয়ে দিতে হয়েছে, এখন নতুন একটা উম ক্যারিয়ার বা, লক্ষ্য নিয়ে সেটার পিছনে আগানো বা কী হবে? সেগুলো নিয়েও চিন্তা হয়। কিন্তু আ চিন্তা যে হয়, সেটাকে যে আমি অর্থহী মানে কি বলবো? যে, অর্থপূর্ণভাবে যে করে তুলবো কোনো কিছু বা, কাজ করছি, সেটাও কিন্তু না। মানে উম রাতটা কেমন জানি হয়ে গিয়েছে, যে রাতের বেলা সব চিন্তা একেবারেই আসে যে, আমি এটা কেন করছি না? ওটা কেন করছি না? আ উম তারপর দেখা যাচ্ছে যে আমি একটু নিজেকে আপডেট কেন রাখছি না? আমি একটু পড়াশোনার দিকে বা, জবের এই জিনিসগুলোর দিকে কেন দেখছি না? এই চিন্তাগুলোই করছি, এদিক থেকে দিনের বেলায়, সকালবেলায় একদমই উঠতে পারছি না।
হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। উ হু, হু। আচ্ছা। হু, হুম। সময়টা কাজে লাগছে না। হ্যাঁ, হ্যাঁ। তো
একদমই উঠতেও পারি না এবং even এমন হয়েছে, যে উম মানে সকালবেলা উঠার পর মনটা এত খারাপ থাকে, যেহেতু উঠতে পারছি না, সারাদিনটাই মনটা খারাপ হয়ে থেকে যায়।
আচ্ছা। হুম, খারাপ লাগতেছে আপনার কাছে বিষয়টা শুনে। কারণ, আপনি একটা গোছালো উম জীবন হয়তো আগে যাপন করতেন, চাকরি করতেন। তো আমার মনে হয় আপনার উপর একটা চাপ তৈরি হয়েছে, মানসিকভাবে। আ আগে একটা চাকরি করতেন, সেখান থেকে ছেড়ে দিতে হলো, যেকোনো কারণেই হোক না কেন? তো ক্যারিয়ার প্লাস পড়াশোনা এবং সংসারের যে বিভিন্ন কাজ, সবগুলো সামলাতে গিয়ে আপনি হয়তোবা একটু আ বেশ আ মানসিক চাপ অনুভব করছেন এবং এ এটাকে উম ঠিক রুটিনটা আপনার এলোমেলো হয়ে গেছে, সে কারণে। তা এই মুহূর্তে প্রধান কাজটা হবে আমার মতে, আপনার নিজেকে একটু গুছিয়ে নেয়া, হ্যাঁ? অনেকে বলে না, একটু reorganize করা, হ্যাঁ? আপনি সবকিছুই জানেন, বোঝেন, কিন্তু নিজেকে উপর একটু কন্ট্রোলটা ফিরে পাওয়া, আত্মনিয়ন্ত্রণটাকে ফিরে পাওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। সেক্ষেত্রে আমি বলবো শুরুটা হতে পারে, অ্যা আপনি রুটিনটা এলোমেলো হয়ে গেছে, বলছেন। এই রুটিনটাকে একটু লিপিবদ্ধ করে নেয়া বা, কোনো একটা অ্যাপের সাহায্য আপনি নিতে পারেন, অথবা ডায়রিতে টুকে রাখতে পারেন। এ ধরনের কোন কাজ কি আপনার করা হয় বা, অ সে ধরণের কোনো অভ্যাস আছে কিনা?
আচ্ছা, জি। হু, হু। আচ্ছা। আর আ to do list বা, ওইযে যেটা বলছিলেন যে একটু ডায়েরিতে লিখে রাখা বা, একটু রুটিন করা। এটা যখন আমি উব জব করতাম যখন, একটা টানা থাকে না যে ক্লাস ছিল বা, যখন ওরকমভাবে আর এখন তো ক্লাসগুলোও অনলাইনে যেহেতু একটা টাইম পিরিয়ডের মধ্যে বসে পড়ছি ল্যাপটপ নিয়ে কাজ কর মানে ক্লাস করছি। কিন্তু আগে তো ভ্য ভার্সিটিতে যেতে হতো বা, জবের ক্ষেত্রে অফিসে যেতে হতো। সেক্ষেত্রে একটা টাইম থাকতো। তখন না একটা sch schedule ছিল আমার। যে বলা যায় যে, এই সময় এটা বা, এতটা সময় অফিস থেকে বের হয়ে বাসায় ফিরে বাকি কাজগুলো গুছিয়ে নিতে পারতাম। কিন্তু এখন আর হয় না। এখন বলা যায় যে, আ বিশেষ করে যেহেতু দিনের শুরুটা ভালো করে শুরু করতে পারছি না, পুরো দিনটা একটা যুদ্ধ লেগে থাকে আর সব কাজগুলো আমার পিছনেই থাকে থেকে যায়। আমি আর কোনো কাজই কমপ্লিট করতে পারি না। এইযে একটু চেষ্টা করি যে, ঠিক আছে, অ্যাঁম ব্য কোন স্কিল ডেভেলপ করবো বা, ঠিক আছে নিজের এ্যা কেরিয়ারের জন্যই একটু ফোকাস করে কাজ করবো। কিন্তু দেরিতে ওঠার কারণে হয়েছে কি? পুরো দিনের কাজগুলো পিছিয়ে যায়। মনোযোগ থাকে না। অ সবসময় খুব ধীর, ধীর লাগে। একটা অলসতা চলে আসছে।
হ্যাঁ। হুম। হুম। Right। হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখুন আগে কিন্তু আপনার একটা বাধ্যবাধকতা ছিল, যে আপনাকে অফিসে যেতেই হবে, এবং একটা শারীরিক শ্রম যেত যার কারণে আপনার ঘুমটা ভালো হতো এবং আপনি জানতেন যে আপনাকে কোন সময়ে কোন কাজটা করতে হবে, না করলে সেটার ফলাফল ভালো হবে না। যে কারণে আপনার মস্তিষ্কও কিন্তু একটা routine set করে নিয়েছিল, এবং আপনাকে মানতে সেটা বাধ্য করত, অ্যা বা নিয়ন্ত্রণ করত। এখন যেহেতু হয়েছে যে কোন ধরনের নিয়ন্ত্রণ নেই আপনার কাজের, এবং কেউ আপনাকে বলে দেওয়ার মতো নাই যে এটা এই সময় করতে হবে এটা ওই সময় করতে হবে। যার কারণে একটু আলসেমি বলুন, আর নিয়ন্ত্রণহীনতা যাই বলুন না কেন এটা আপনার মধ্যে চলে আসছে। তো এটা স্বাভাবিক বিষয়। আপনার যেটা করতে হবে যে একটু নিজেকে force করে এবইয়। ম নিয়মটাকে নিজের জন্য একটু কঠোর বানানো। যেমন ধরুন, সকালে alarm টা আপনি সেট করে দিলেন আপনি ১০ঃ০০ টর জায়গায় ৮ঃ০০ করলেন আগে হয়তো ৬ঃ০০ য় উঠতেন এখন একটু, আ একটু মাঝখানে নিয়ে আসলেন। ৮ঃ০০ য় উঠে এবং প্রত্যেকটা কাজের জন্য এরকম alarm যদি সেট করে রাখেন, আ সেটা কিন্তু আপনাকে হয়তোবা ১ম দিকে মানতে কষ্ট হবে but যেহেতু আপনি আগে মানছেন। এই জিনিসটা মানতে কিন্তু আপনার সমস্যা হবে না। আর একটু বলব যে আপনার আ যে husband আছে, husband এর সাথে বিষয়টা একটু consult করা। উনিও কিন্তু মাঝে, মাঝে একটু ফোনে খোঁজখবর করতে পারে যে তুমি এটা করো। এই সময় এখন গোসলের সময় হয়েছে, এখন রান্নার সময় হয়েছে। এখন ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ? আর একটু ব্যায়ামের অভ্যাস কি আছে আপনার?
জি। আচ্ছা। হ্যাঁ। জি, জি। জি। আ না, বলা যায় যে আ আগে তো হাঁটাহাঁটি হতো। মানে দেখা যেত যে, অফিসে বের হচ্ছি, কিছুটা দূর আমি হাঁট হেঁটেই যাইতাম। সেক্ষেত্রে বলা যায় যে, শরীরটা তো ওভাবেই উ বলা যায় উম হাঁটাহাঁটি করাটা তো অনেকটাই উপকারী হতো। কিন্তু এখন ব্যায়ামটাও আর করা হয় না। ব্যায়াম কীভাবে করবো, মানে সময়ই দেখা যায় যে, এমন হয়ে গিয়েছে যে, অনেক সময় কিন্তু আমার হাতে কোনো সময় নাই। মানে যেহেতু রাতের বেলা দেরি করে ঘুমাচ্ছি, তো অ সকালবেলা উঠতে দেরি হচ্ছে। তখন মনে হচ্ছে যে, দিনটাই অনেক কম। আর রা রাতের বেলা তো কোন কিছু ঐযে ৩ঃ০০ ৪ঃ০০ পর্যন্ত, তো তখন আর কিছু করার মতো থাকে না। সবাই ঘুমোয়। তো তখন আর কি করবো, একা, একা, এরকম একটা হয়েছে।
আচ্ছা। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিক। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, হ্যাঁ। এ এ দেখুন, সমস্যাটা কিন্তু খুব গভীর নয়। অ্যা এটা আপনার আত্মনিয়ন্ত্রণের উপরে অনেক কিছু নির্ভরশীল। আপনি রুটিন টা ঠিক করে ফেলুন। একটু হালকা ব্যায়াম করে ফেলুন। মানে আপনার আগের যে অভ্যাসটা আছে, ওখানে আপনাকে ফিরে যেতে হবে। এটা খুবই সিম্পল একটা বিষয়। আর নিজের মনকে ট্রেইন আপ করা বা প্রশিক্ষণ করা, ঐ জায়গাটায়। আর মনে হয় একটু হালকা ব্যায়াম করলে আপনার শরীরটাও একটু ক্লান্ত হবে, ঘুমোতে যেতে পারবেন। আপনার স্কিনটা কমিয়ে রাখুন। ঘুমের পরিবেশটাকে আগে শান্ত করুন। আপনি আ তাড়াতাড়ি ঘুমোলেই দেখবেন যে, পরের যে আ অনিয়মিততা যেটা আছে, সেটা কিন্তু আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে আপনার। আর আপনি আপনার লক্ষ্যের দিকে আগাতে থাকুন। হুম।
জি। আচ্ছা। না, না। আচ্ছা, আসলেই হ্যাঁ মানে আম ম অনেক ধন্যবাদ। আপনি যে বললেন যে একটু নিয়ন্ত্রণ করা বা স্কিন টাইম কমিয়ে রাখা, আবার একটু রুটিন মাফিক চলা। তো পরামর্শগুলো ভালোই লাগলো। আ আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম করে আমাকে একটু বলার জন্য, সাজেশন দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো। আমার বিশ্বাস আপনি এই আ সমস্যা থেকে অচিরেই আ মুক্তি পাবেন। তো ভালো থাকবেন আপনি।